আচ্ছা।
Meantime-এ আমার হলো, আ আমি এদিকে ভার্সিটির admission -ও চলছে। HSC পরীক্ষা দিয়েছি, result বেরিয়েছে। ভার্সি ভার্সিটির admission চলছে। এবং যেহেতু আমি দেখছি যে, ISSB আমাকে date দিয়ে দিয়েছে face করার জন্যে। এবং আমাকে বাসা থেকেও বলছে যে, এই বিষয়টা যেহেতু তোমার আগ্রহ, এবং এটার একটা future আছে, ভালো future আছে, আমাদের দেশের প্রেক্ষাপটে যেরকম বলে সরকারি চাকরি। <chuckles> তো, সেটা আর কি।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা।
আ আছে যেহেতু সেহেতু বলছে অন্যদিকে আর focus না করো। আবার এদিকে আমার music-এর শখটাও ছিল। তা আমি করেছি কি? ঢাকা ভার্সিটির 'ঘ' ইউনিটে পরীক্ষা দিয়েছি আর জাহাঙ্গীরনগরে দিয়েছি। তো জাহাঙ্গীরনগরের 'সি-1' ইউনিটে আ হচ্ছে সংগীত ও বাদ্যযন্ত্র। এটাতে আমার merit আসে হচ্ছে ছাব্বিশ। তো তার মানে, সেখানে ভাইবাটা ডাকবে এবং ultimately আমার ভর্তি হওয়ার সুযোগ আমি সেখানে পাব। আ এবং ভর্তির date ও দেয়। এবং এ তার কিছুদিন পরে হচ্ছে আমার ISSB date। তখন আমি discuss করি সবার সাথে যে, 'what should I do?' এরা বলে যে, 'go for defense'। এখন আ ভার্সিটির admission এভাবে কোন কিছু নেয়া লাগবে না। আ যেহেতু এটা হয়ে গেছে, ভালো কথা। তো আমি ISSB face করলাম। সেখানেও যে আ ১ম আ এ ১ম দিন হচ্ছে আপনার এই written আ কিছু ইয়ে হয়। পরের দিন হচ্ছে আপনার field-এ নিয়ে যায়। field-এর কাজকর্ম করি। ৩য় দিন final medical হয়। এবং final medical হওয়ার পরে আমার report আসলো। আমি report এ দেখলাম যে, আমি screened out ওখান থেকে। কারণ, আমার tongue problem দেখিয়েছে।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আ আচ্ছা।